উম যে বা কোন বাধার সম্মুখীন হয়েছিল এরকম কিছু যেন যে মানে যেটা আপনার সাথে হয়েছে সেটা আপনি আবার তার সাথে কিভাবে করেন? না সত্যি আসলে আপনার যে চিন্তা-ভাবনা এটা কিন্তু বেশ উন্নত আমি বলবো এবং এই যে আপনার সন্তানকে মানে আপনার স্বপ্ন পূরণটা আপনি অ মানে অ অনেকাংশে দেখা যায় যে বাবা-মায়ের যে অপূর্ণ যে স্বপ্নটা আছে তারা কিন্তু সেটা আ সন্তানকে করাতে চায়। যে অনেক বাবা-মা আছে বিদেশে যেতে পারে না। হয়তো ছাত্র জীবনে চেষ্টা করেছে পরবর্তীতে তার আ ছেলেমেয়েকে কিন্তু সেই জা জিনিসটা চাপিয়ে দেয়। তো আপনি কিন্তু এদিক থেকে আমি বলব যে আ মানে অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ যে কিনা অন্য মানুষের পরাধীনতাকে মেনে নেন না এবং অন্য মানুষকে আ স্বাধীনতা দিতে চান। এটা কিন্তু বেশ প্রশংসনীয় আসলে সত্যি কথা যেটা। আচ্ছা এই আ Taekwondo র যে বিষয়টা এটা বাংলাদেশে খুব অপরিচিত এবং দেখা গেছে যে আ যে কেউ এটার কথা শুনলে ১ম, এ বলবে যে না এটাতে হয়তো ওরকম ভবিষ্যৎ নেই। তবে বিশ্বব্যাপী কিন্তু এটার ভবিষ্যৎ অবশ্যই আছে। তো কেউ যদি এই Taekwondo শিখতে চায় যেহেতু বাংলাদেশে এটার মানে ওরকম প্রচলন নেই, তার প্রথমত কি করা উচিত?
ঠিক বলেছেন। ঠিক বলেছেন। ধন্যবাদ। জি, জি ঠিক। আসলে কি দেখেন, আমিও কিন্তু এই যে মার্শাল আর্টস কিন্তু আ ২০১৭ তেই কিন্তু চেয়েছিলাম আ মানে এটা সংযুক্ত করতে তখনও কিন্তু মানে আমার তখনও যদি আমি করতাম তাহলেও কিন্তু আমার একটা আ চান্স থাকতো কিন্তু জি, জি আশা থাকতো কিন্তু মেইন সমস্যাটা কি হয়েছিল, আ আমার বাসার পাশে যেই আ যেখানে Taekwondo শেখাতো সেখানে আমি যেয়ে দেখি কি যে সেখানে বাচ্চাদেরকে শেখাচ্ছে আর আমাকে বলছে, যে তুমি বড়, ছেলেমানুষ এখানে করতে দিব না। হয়তোবা তাদের পছন্দ হয়নি। তো অ্যা এটা একটা সমস্যা ছিল। তার সাথে, সাথে আরেকটা আছে কি আ যে মহিলা কমপ্লেক্স আছে, সেখানে শুধু মেয়েদেরকে শিখায়। তো এখন আমি তো ছেলেমানুষ। আমার তো শিখতে হবে। এখন আমি আশেপাশে খুঁজেছিলাম কিন্তু পাইনি। কিন্তু এখন এই টাইমে ২০২৫ এ এসে কিন্তু Taekwondo কিন্তু বাংলাদেশে ঢাকায় বিশেষ করে সব জায়গায় কিন্তু আছে। আপনি দেখেন মোহাম্মদ
আচ্ছা। আশা থাকতো, একটা আশা থাকতো, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। মোটামুটি একটা করে, একটা করে ইয়া মানে প্রতিষ্ঠান আছে সেখানে।
জি, জি ধানমণ্ডিতেই আছে আপনার ২ টা। তারপর জি, জি তারপরে আপনার মোহাম্মদপুরে ২ টা আছে, বাড্ডাতে আছে এরকো তারপরে উত্তরাতে আছে সব জায়গায় কিন্তু Taekwondo ছড়িয়ে আছে।
বাহ! দারুণ কিন্তু বিষয়টা। উম হু। বেশ ভালো বিষয়টা। আসলে মানে আপনার আমার মনে হয় যে আপনাদের মতনই কিছু লোক যারা কিনা এই খেলাটাকে ভালোবাসেন, মার্শাল আর্টসকে আ যারা ধারণ করেন তারাই কিন্তু আজকে সেই ২০১৭ সালে একটাও ছিল না। সেখান থেকে আজকে প্রায় ৫-৬ টার কথা আপনি বললেন। আসলে এগুলো আমি বলব যে আপনি মানে ব্যর্থ তো নন। আপনার সফলতা কিন্তু এখানের ভিতরেই লুকিয়ে আছে। যে আপনি যেটাকে ভালোবেসেছেন এ দেশের মানুষ যেটাকে ১ম, এ আ গণ্য করেনি সেটা কিন্তু আজ অনেক আ মানে ব্যা প্রসারিত লাভ করেছেন। তো এই বিষয়টাতে আপনার মানে মতামত কেমন? আপনি আরো কি, কি করতে চান এই মার্শাল আর্টসটাকে আ দেশের মধ্যে ছড়িয়ে দিতে?

তো এ এক্ষেত্রে আমি কিন্তু এটাতে মানে আবার জয়েন করার চেষ্টা করি যে আশেপাশে কোথায় আছে আমার এই মার্শাল আর্টস থেকে
বাহ! খুব অনুপ্রেরণাদায়ক কিন্তু।
জি, জি। তো আমি কিন্তু এরকম যখন Taekwondo তে ঢুকি মার্শাল আর্টস যেটা, সেখানে কিন্তু খুব আ মানে ১ম দিকে কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছিল। কারণ বয়সের সাথে, সাথে কিন্তু এত সহজ হয় না মার্শাল আর্টস। তো আ এটা কিন্তু প্র্যাকটিস করার সময় কিন্তু হঠাৎ করে কিন্তু আমার রগে টান লাগে। আর আমি কিন্তু ইনজুরিতে পড়ে যাই। তো সেই সময় না এরকম একটা ব্যর্থতা ছিল যে হয়তোবা আমার এখানেই শেষ। কিন্তু আমি না হার না মেনে নিজের উপর কাজ করেছি, অনেক পরিশ্রম করেছি। আর এইযে থেরাপি নেয়ার কারণে কিন্তু আমি আবার এখন আ মানে মার্শাল আর্টসটা করতে পারছি Taekwondo বলতে পারি।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু সত্যি ক ইস! হ্যাঁ। করতে পারছেন বুঝতে পেরেছি। না আসলে আপনার আ জীবনের এইযে ব্যর্থতা হয়তো ১ম এ যেটা করতে পারেন না সেটাকে পরিপূর্ণ ব্যর্থতা বলা যাবে না। কিন্তু পরবর্তীতে আপনি যখন অসুস্থ হয়ে গেলেন, আবার শুরু করলেন এটা কিন্তু ব্যর্থতা থেকে উঠে আসার একটা দারুণ মানে, অনুপ্রেরণাদায়ক একটা গল্প আমি বলব। আ তো আচ্ছা এমনিতে ম্যা মানে এই যে মার্শাল আর্টস যে খেলাটা। এটা ১ম আপনি মানে কোথায় দেখেছিলেন? মানে আপনাকে অনুপ্রেরণা দিয়েছে কোন জায়গা থেকে? যে আপনি ১ম মনে হলো যে আমি এটা খেলবো। এটা কি মানে টিভিতে দেখেই মনে হচ্ছিল? আ নাকি কোনো আ বড় ভাই বা আত্মীয় স্বজন কেউ খেলত?
অনেকে দেখেন ছোটবেলা থেকে না? আমি ওই Mustafa গেমটা খেলতাম। তো সেখানে কিন্তু আ এরকম মানে মার্শাল আর্টস কিন্তু দেখা যেত। আর তার সাথে সাথে
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটার আ হ্যাঁ, আসলেই খুবই চমৎকার একটা আ গেম ছিল এটা। হু, হু। আচ্ছা।
জি। আর তার সাথে, সাথে এই যে আ আমি জ্যাকি চ্যানের কিন্তু অনেক আ সিনেমা দেখা হত আমার। তো সে কিন্তু এরকম আ ক্যারাতে বা মার্শাল আর্টস এর সাথে কিন্তু অনেক আ মুভস করে থাকেন। তো আমি কিন্তু সেখান থেকে অনুপ্রেরণা পাই যে আমার একটা ব্ল্যাকবেলট লাগবে তাহলে কিন্তু আমি তার মতো করতে পারবো। তো সেক্ষেত্রে ছোটবেলায় যেহেতু করা হয়নি, কিন্তু এই বয়সে এসে কিন্তু আমার কাজের ফাঁকে, বা অবসরে কিন্তু আমি আ প্রত্যেকদিন যাওয়ার চেষ্টা করি যখনই সময় পাই। যেয়ে আমি এরকম ২ ঘন্টা বা ১ ঘন্টা যে আ মানে শিখি।
ভক্ত ছিলেন বুঝছি। হুম। সত্যি, সত্যি। হুম।

আসলে, সত্য কথা বলতে কি? যে আমি তো চেয়েছিলাম যে আমার দেশ হয়ে কোনো একটা গোল্ড, বা কোনো একটা মেডেল পাওয়ার জন্য। কিন্তু, এটা কিন্তু আ মানে এতটা সহজ না। কারণ যারা এরকম ন্যাশনাল ন্যাশানালভাবে খেলে, তাদের কিন্তু অনেক আগে থেকে প মানে শুরু করে অ্যা এইসব খেল একদম ছোটোবেলা থেকে শুরু করে। আর আমি এরকম অ্যা ২-১ দি অ্যা ২-১ বছরে তো আর কোনোভাবে এরকম আ যেতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করছি যে আমি যতটা নিজেকে আ ভালো করতে পারি, বা নিজেকে উন্নত করতে পারি taekwondo তে, সেটা করার চেষ্টা করছি। আর এতে কিন্তু আমার অনেক ব্যর্থতা হয়। যেরকম আমি কিন্তু অনেক কিছু পারি না বা আমার যেহেতু বয়স হয়ে গিয়েছে, তার কারণে কিন্তু অনেক কিছু কিন্তু আমার ভালো মতো হয় না। তো সে সময় কিন্তু আমি চেষ্টা করি যে আমাকে যে ফিডব্যাকগুলা দেওয়া হয়, যেরকম এই যে আমার যে মেন্টর আছে, সে তিনি যা বলেন, সেটা কিন্তু আমি খুব সহজভাবে শোনার চেষ্টা করি।
বাহ! দারুণ! হুম, সত্যি কথা। ছোটবেলা থেকে একটা অভ্যাস। উম সত্যি কথা। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম মানার চেষ্টা করেন। বুঝতে পেরেছি। না, আসলে খুবই আ দারুণ আসলে বিষয়টা। এমনিতে এই যে আপনি আ মানে উম খেলাটাকে খুবই ভালোবাসেন। এটা কিন্তু আপনার কথায় বোঝা যাচ্ছে। আ এবং আ চান যে দেশের জন্য একটু করতে, কিন্তু সময়টা ঠিকঠাক নেই যদিও। আচ্ছা ছোটবেলায় আপনাকে আপনার বাবা-মা ওইরকম ভাবে দেখা গেছে যে জিনিসটা করতে দেয়নি আ বা একটু সমস্যা করেছে। আপনার কি মনে হয়? যদি ছোটবেলা থেকে আপনাকে সেই সাহায্যটা করা হতো বা অন্য কোন জায়গা থেকে আপনি সেই সাহায্যটা পেতেন, তাহলে কি আপনি অলিম্পিকে একটা গোল্ড মেডেল এনে দিতেন আমাদের বাংলাদেশের জন্য?
যদি এরকম অবস্থা হতো যে আমি ছোটোবেলা থেকে এরকম ক আ মার্শাল আর্টসে যুক্ত থাকতাম বা ছোটোবেলা থেকে শিখতাম, অবশ্যই এতদিনে কিন্তু আমার ব্ল্যাক বেল্ট থাকতো। আর আ এইটা থাকতো। ব্ল্যাক বেল্ট থাকতো কারণ, পরিশ্রম করলে ব্ল্যাক বেল্ট পাওয়া যায়। কিন্তু আ একটা খেলোয়াড় হিসাবে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি বিশ্ব আ মাঝে এমনি মানে প্রতিযোগিতায় যাবেন, এটার জন্য কিন্তু অনেক, অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেটা আমি বলতে পারি না যে আমি পারব কি না। কিন্তু যদি ওরকম মানে আ অবস্থা থাকতো অবশ্যই আমি চেষ্টা করতাম যাতে যতটা পারি আমি ভালো করার চেষ্টা করতাম।
হ্যাঁ, হ্যাঁ। বাহ! দারুণ! পরিশ্রম দরকার, হ্যাঁ। চেষ্টা করতেন। না, আসলেই। অত্যন্ত প্রশংসনীয় বিষয়টা। আসলে আপনার কথা শুনে মানে যে কেউই অনুপ্রাণিত হতে অ মানে হতে বাধ্য, আমি বলব। আর আপনার যে চিন্তা-ভাবনাটা যে আপনি কিন্তু চেষ্টার মানে আপনি বলেননি যে আমি পারব না বা আপনি পারবেন না। আপনি বলেছেন যে আপনি অবশ্যই চেষ্টা করতেন। এতেই কিন্তু বোঝা যাচ্ছে অ্যা যে এখানের যে বিষয়টা এটা কতটা কঠিন। এবং আপনি যে মানে অবাস্তব নন, আপনি বাস্তবতার সহিতই বলেছেন যে আপনি সর্বোচ্চ চেষ্টাটা করতেন। আচ্ছা, আ আপনি তো পারেননি। আ আপনার বা হয়তো অতটুকু পর্যন্ত পারছেন না, কিন্তু খেলাটা খেলছেন। সেটা কিন্তু বেশ ভালো। তো আপনার সামনের প্রজন্ম, মনে করেন আপনি বিয়ে করলেন আপনার উম মানে সন্তান হলো, একটা ছেলে সন্তান। তো আপনি কি তাকে এই taekwondo শিখাবেন? অথবা তাকে কি উদ্বুদ্ধ করবেন যে সে যেন আপনার যে অপূরণীয় স্বপ্নটা আছে, সেটাকে আ পূরণ করবে?